আচ্ছা, আচ্ছা। দেখুন, আপনাদের এখন বর্তমানে যেই সু সু মানে বি বিপদের মধ্যে আপনারা ২ জন আছেন, যেই আ ভয়াবহ একটা situation এ সম্পর্কের যে ভয়াবহ situation আছেন, সেটার কিন্তু মূলত প্রধান কারণ বোঝা যাচ্ছে যে, আপনাদের কাজের কারণে যে ব্যস্ততা বেড়েছে ২ জনেরই সেই ব্যস্ততাটাই। এছাড়া আর কি কোন গুরুতর কারণ আছে? যেমন একে অন্যের প্রতি কোন ধরনের সন্দেহ অ্যা কিংবা ভালোবাসার অন্য কোন ভুল বোঝাপড়া আ কিংবা পর পারিবারিক কোন বাধা বিপত্তি অন্য কি কোন ধরনের স মানে বিপদ-আপদ আছে? নাকি শুধুমাত্র সময়ের অভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন না, এই কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে শুধু এতটুকুই কোনটা?
আব আমি যদি বলি আপনাকে এখানে আরও কিছু, কিছু বিষয় আছে যেগুলো আর কি আ যদি চিন্তা করে দেখি সন্দেহ সৃষ্টি করার মতোই। আ কারণ অ্যা যদি সাম্প্রতিক কিছু একটা বলি আপনাকে সেটা হচ্ছে যে অ্যা কিছুদিন ধরে দেখছি সে কার সাথে জানি টেক্সট অ্যা ফোনে অ্যা মেসেজ করছে। আমি যখন রুমে চলে আসি তখন সে ফোনটা রেখে দেয়। তো ফোনটা মোস্ট বেশিরভাগ সময় আর কি silent এ থাকে। তো আমি মাঝেমধ্যে যখন আর কি দেখি যে সে কারো সাথে কথা বলতে, বলতে হাসাহাসি করছে সে কেমন জানি একটু লুকিয়ে যায়। সে চায় না যে অ্যা সে যার সাথে কথা বলতেছে সে আমি তা দেখি। অ্যা এগুলা দেখলে আমি কি না কি চিন্তা করব সেসব বিষয়গুলো আমাকে কেমন জানি একটু আ মনে হচ্ছে সন্দেহের দিকে কে সাথে আবার তাকে আমি বিশ্বাস করার কারণে কিছু বলতেও পার পারি না। এর জন্য আম
উহু। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। যথাযথ প্রমাণ নেই আপনার কাছে।
জি, যথাযথ প্রমাণ নেই অ্যা তাকে বলতেও পারতেছি না। এর জন্য আমি আ এসব বিষয় নিয়ে য just চিন্তাই করে থাকি। অ্যা কখনো মুখ ফুটে কিছু বলা হয় না।
না, তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে কারো কি এই বিষয়টা কেউ কি জানতে পেরেছে? কিংবা আপনারা ২ জনের মধ্যে কেউ কি পরিবারের কাউকে জানা জানিয়েছেন যে, বিচ্ছেদের মতো এত বড় একটা সিদ্ধান্ত মানে নেওয়ার পর্যায়ে যেহেতু আপনাদের মনে হচ্ছে যে চলে গেছেন, সেক্ষেত্রে পরিবারের কারো সহায়তা নিয়েছেন যে যেন একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কি সমস্যা কিংবা এটার সমাধান কিভাবে করা যায়? নিজেরা যেহেতু পারছেন না, অন্য কাউকে কি include করেছেন এখানে?

আ আমি, আ যেটা দেখেছি ওটা বিপরীত পক্ষ থেকে হয়েছিল।
আচ্ছা, আচ্ছা। তো এরপর কি আপনি তার সঙ্গে বিস্তারিত এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন?
আ কথা বলার চেষ্টা করিনি কিন্তু কথা বলার চেষ্টা করতে চাচ্ছি। আমরা এই যে আমাদের এই সময়টা, এই সময়টা নিতে পারছি না।
সেক্ষেত্রে হুম। সেই ক্ষেত্রে আপনাদের সংসারটা দেখুন যে অর্থনৈতিক এই বিষয়গুলো কিন্তু পরেও একটা সময় হয়তোবা ফিক্স করা যাবে। কিন্তু সংসারটা যেহেতু দিনে, দিনে ভেঙে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে, আপনাদের ২ জনের উচিত হবে ২ জনই চাকরি থেকে কিছুদিনের জন্য হলেও, সেটা হোক ৩ থেকে ৪ দিন একটা বন্ধ নিয়ে ছুটি নিয়ে ক দূরে কোথাও ঘুরতে যাওয়া এবং দূরে কোথাও ঘুরতে যেয়ে প্রয়োজনে আপনারা সেখানে একটা ভালো সময় কাটিয়ে আসেন এবং শেষের দিন বাড়িতে এসে দরকার হয় একদিন একটু কথা বলেন যে একজন আরেকজনের মনের কথা বোঝার চেষ্টা করেন। আপনি, আপনি যেই জিনিসটা দেখেছেন সেটা ক্লিয়ার করেন। হয়তোবা আপনার ঝগড়া হবে কিন্তু ঝগড়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট solution আসবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন তার কি অন্য কোথাও আ কোনো connection হচ্ছে কিনা কিংবা তৈরি হচ্ছে কিনা। সেটা যদি হতেও থাকে সেটা কিন্তু আপনার সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটালে কয়েকদিনের জন্য সেটা হয়তোবা কিন্তু ম্লান হয়ে যেতেও পারে। সেক্ষেত্রে আপনি তাকে আরেকবার একটু সুযোগ দিয়ে দেখুন এবং ২ জনের সঙ্গে সরাসরি কথা বলে দেখতে পারেন। কি মনে হয় আপনার?
জি, ধন্যবাদ। আপনি আসলে যেভাবে বললেন আমাকে এভাবে আমি আসলে কখনো চিন্তা করে দেখিনি। এভাবে যদি চিন্তা করে দেখতাম তাহলে হয়তো আ অন্য কোনো দিকে যেত। আ সো আবার ধন্যবাদ জানাচ্ছি।
কোনো সমস্যা নেই। আপনার প্রতি অনেক, অনেক শুভকামনা। আশা করছি আপনার সংসার সু সুখি

অ্যাহ দূরত্ব বেড়ে গিয়েছে।
আচ্ছা, আচ্ছা।
অ্যা এর জন্য আরকি আমি কিছু, কিছু ধরনের সন্দেহের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার কিছু, কিছু সময়ে নিজে চিন্তা করতে থাকছি যে কী করব? অ্যা এই সম্পর্কটা এতদিনের সম্পর্ক কিভাবে শেষ করে দিব? অ্যা কিভাবে এর থেকে বের হব? আবার মনে হচ্ছে যে, অ্যা তার সাথে থাকলে আমার জীবনটা হয়তো অনেক সুন্দর হবে। এসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
আচ্ছা, আচ্ছা। আপনার তো এই যে মনের মধ্যে আ যে ধরনের দ্বিধা আপনার এখন কাজ করছে, তো এই দ্বিধাগুলো আসার আগ পর্যন্ত আপনাদের কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক, আপনি বলেছেন, যে অনেক দীর্ঘ সময়ের সম্পর্ক আপনাদের তৈরি হয়েছিল এবং সেটা টিকে ছিল। তো এখন হঠাৎ করে এই যে সম্পর্কের মধ্যে অ্যা বিচ্ছেদের প্রশ্নটা আসছে কেনো? এটা কি আপনার কোনো সিদ্ধান্ত ব্যক্তিগত আপনার কারণে মনে হচ্ছে নাকি উনার কোনো আচার-আচরণে আপনার কাছে আসলে বিচ্ছেদের মতো এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে আপনাকে ভাবতে হচ্ছে?
অ্যা এই ক্ষেত্রে আমি যদি বলব সেটা হচ্ছে যে, আমরা এখন অ্যা ব ব্যা ২ জনেই চাকরিজীবী। আমরা দুজনেই সকালবেলায় উঠে অফিসে চলে যাই। সারাদিন একে অপরের সাথে যে অ্যা কানেক্ট মানে যোগাযোগটা সেটা এম অ্যা হয় অ্যা ফোনের মাধ্যমে, কল দেওয়ার মাধ্যমে। তো এসব জিনিসপত্রগুলো আমাদের মাঝখানে যে একটা অ্যা দূরত্ব সৃষ্টি করছে সেগুলা আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। কারণ একে অপরের সাথে সময় কাটানোর যে আগের ব্যাপারটা, আগের যে ভালো লাগাটা সেটা এখন আর কাজ করে না। দিনশেষে অফিস থেকে এত কষ্ট করে আসার পরে ২ জনেই কেমন জানি এক ঘিয়ামের মধ্যে থাকি। অ্যা কখন খালি ইচ্ছা করে যে শুয়ে পড়ে ঘুমায়া যাব। তো এইসব জিনিসপত্র গুলো আমরা অনেকদিন ধরে দেখতেছি। অনেকদিন ধরে অ্যা একে অপরের সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু কেউই কথা বলার সময়টা পর্যন্ত পাচ্ছি না। মনে হচ্ছে যে কিভাবে যেন আমাদের মধ্যে এত যে দূরত্বটা এটা খুব কষ্ট দিচ্ছে আমাদের ২ জনকেই। কিন্তু কেউই কাউকে কিছু বলার সুযোগ পাচ্ছি না। তো এইসব বিষয়গুলো আমাকে কেমন জানি মনে করাচ্ছে যে, অ্যা আমরা চাই একজন আরেকজনের সাথে কথা বলব, এসব বিষয় নিয়ে বসবো। কিভাবে আমরা আমাদের অ্যা ফ্যামিলি টাইম হোক বা একে অপরের সাথে সময় কাটানো হোক, কিভাবে আমরা এটাকে আবার পুরানো দিনের মত ফিরায়ে নিয়ে যাব, এসব জিনিসপত্র নিয়ে অনেক কথা বলতে চাই। কিন্তু কেমন জানি দিনশেষে মনে হয় অ্যা আ আমিও ক্লান্ত, সেও ক্লান্ত। শুধু, শুধু এইসব জিনিস নিয়ে কথা না বলে অ্যা পরের দিনটা আমরা শুরু করব কিভাবে সুন্দরভাবে সেটা নিয়ে চিন্তা করি।
হু, হু। আচ্ছা, আচ্ছা। জি। উহু। জি, জি। উ উ

আ এখানে অন্য কাউকে include, আ include যদি করতে চাই তাহলে বিষয়টা একটু অন্যদিকে দাঁড়াবে। অ্যা পরিবারের সবাই কেমন জানি কথা বলাটা খুবই পছন্দ করে একজন আরেকজনের সাথে। আমি যদি কারো সাথে যেয়ে বো অ্যা share করি যে তাউ আমার সাথে এরকম কিছু একটা হচ্ছে, সে অ্যা চাবেই তার পরি মানে অ্যা পরিচিত কেউ তার আ বে আত্মীয়স্বজন কেউ তাদেরকে যেয়ে বলতে, যে এরকম ধরনের সমস্যা আমি অ্যা দিয়ে যাচ্ছি। কিন্তু আমি অ্যা এসব বিষয়গুলো নিয়ে আমার কিছু বন্ধু আছে অ্যা যারা আমার মতো married। অ্যা এদ তাদের সাথে কথা বলেছি। তাদের অ্যা তাদের প্রেক্ষাপটে আমাকে অ্যা তারা কোনো ধরনেরই আও কোনো সমাধান দিতে পারেনি। তারা just আমাকে বলে গিয়েছে, "তুমি তোমার আ বিবাহের বিবাহিত জীবনে যেভাবে আছো সেভাবেই থাকো। একসময় সব ঠিক হয়ে যাবে।" এসব ধরনের কথা বলে তারা আমাকে এই বিষয় থেকে বের করে নিয়ে আসে।
হুম, হু। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। জি, জি। উহু। আচ্ছা, আচ্ছা। তো অনেক সময় আপনার বন্ধুরা যা বলেছে সেই জিনিসটা কাজ করে। যে মানুষের আ একটা সময়ে একটা আ বৃত্ত থাকে। সেই বৃত্তর মধ্যে কিছুটা সময়ের জন্য তারা তা স্বামী-স্ত্রী ২ জনের মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেটা এমনি, এমনি হয়। আবার সেটা না এমনি, এমনি কিছুদিন পর চলে যায় সময়ের সাথে, সাথে। তো আশা করছি আপনাদের মধ্যেও হয়তোবা এখন সেই একটা বৃত্ত কাজ করছে। তবে আপ শেষ আরেকটা প্রশ্ন করব আপ আপনাকে সাজেশন দেওয়ার আগে যে, আপনি যেহেতু বলছেন, আপনিও চাকরিজীবী তিনিও চাকরিজীবী। তো আপনারা ২ জন এইযে চাকরি করছেন, আপনাদের আ চাকরি করার পেছনে তো অনেকের অনেক ধরনের মোটিভেশন থাকে, কি কারণে চাকরিটা করছে? তো আপনাদের কি অর্থনৈতিক কোনো ধরনের অস্বচ্ছলতা কিংবা অর্থনৈতিক কোনো ক্ষতি হবে যদি যেকোনো ১ জন আ চাকরিটা ছেড়ে দিয়ে সংসারের আ প্রতি একটু মনোনিবেশ করে? সেটা কি কোনো বিশেষ কোন ক্ষতি হবে আর্থিকভাবে?

আ জি আসলে আমি যেই চাকরিটা কর করি সে চাকরিটার আ যে বেতন সেটা দিয়ে আ আমার এই শহরে চলাটা খুবই কষ্টকর। এই কষ্টের মধ্যে সে আমাকে সাহায্য করে দেখেই আ একটি চাকরি করছে। সে এই চাকরি করার মাধ্যমে আমাদের যে টোটাল income টা এইটা দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ ভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে। এর এই এই কারণ ছাড়া আর কোনো কারণ আসলে আমাদের নেই বর্তমানে আ দুজনে একসাথে চাকরি করার। আমরা আ চাইলেও পারতেছি না যে কেউ একজন ছেড়ে দিয়ে সংসারের প্রতি আ স সময়টা দিবে, সে সংসার আ বাসায় থাকবে। এই এইসব কারণগুলা আ আ মে আসলে প্রধান এখানে।
উম আচ্ছা, আচ্ছা। উ জি। হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। আপনার আসলে আ অবস্থাটা বর্তমানে খুবই শোচনীয়। এই মুহূর্তে আপনারা যেহেতু ২ জন কি প্রয়োজন অর্থনৈতিক স্বচ্ছলতাটা পরিবারে ধরে রাখার জন্য এবং অন্য কোনো বিকল্প নেই, চাকরি করেই যেতে হবে। সেক্ষেত্রে এর মধ্যেই আসলে ২ জনকে একটা সামঞ্জস্যতা খুঁজে আনতে হবে। তো আপনার যেহেতু বলছেন যে আপনার সন্দেহের জায়গা থেকে যে সন্দেহের কথাটা বলছিলেন সেখান থেকে আপনি সম্পূর্ণ নিশ্চিত নন। আ সেক্ষেত্রে আ আগে থেকেই আসলে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে আপনি নিজে থেকে তাকে blame করে জিনিসটা নষ্ট না করে বরং সবচেয়ে ভালো হবে কি, অনেক সময় কিন্তু এটা হয় যে একটা আ যখন একটা অফিসে কেউ চাকরিরত হয় সেটা লিঙ্গবিশেষে নয় যেকোনো লিঙ্গের সঙ্গেই কিন্তু দেখা যায় যে একটা ভালো রকম বন্ধুত্বসুলভ আচরণ হতে পারে। সেটা পুরুষ হোক কিংবা নারী হোক। তো মানুষের মনে সাধারণত যখন সেটা অন্য লিঙ্গের মানুষ হয় তখনই একটা সন্দেহপ্রবণতা শুরু হয়। তো হতে পারে হয়তোবা আপনার আ wife যার সঙ্গে কথা বলছেন তিনি হয়তোবা একজন পুরুষ। কিন্তু এমনও তো হতে পারে যে সে শুধুমাত্রই একজন বন্ধু কিংবা শুধুমাত্র একজন তার colleague. কিন্তু সে কখনোই তাকে নিয়ে এই ধরনের কোনো চিন্তাভাবনা করেনি যেটা তিনি আপনাকে নিয়ে করেছেন গ বিগত ৯ থেকে ১০ বছর পর্যন্ত। হয়তোবা আপনাদের যে সুমধুর সম্পর্কটা আছে সেটা হয়তোবা এই মুহূর্তে বর্তমান অবস্থায় একটু দুর্বল হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে তিনি আপনার কোনো একটা বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন। সুতরাং আপনাকে জি।
আ আ কিন্তু জিনিসটা আসলে আমি যেটা আপনাকে আ বলতে একটু, একটু দ্বিধাবোধ করছিলাম। আ প্রমাণ নেই বললেও ভুল হবে। আমি একদিন হঠাৎ করে তার ফোনে একটি message আসে। আমি message টা ভুলবশত দেখে ফেলি। সেই message এ আ একটি romantic ইঙ্গিতে কথা বলা হয়েছিল। এই romantic ইন্দি ইঙ্গিতটা শুধুমাত্র আমার সাথে হওয়ার কথা যেহেতু আমরা একে অপরের সাথে এত এত বছর ধরে আছি। so এর মধ্যে
হু। উ জি। আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। সেটা কি উভয় পক্ষ থেকেই হয়েছিল নাকি শুধুমাত্র বিপরীত পক্ষ থেকে হয়েছিল?